তখন কিন্তু আমরা চিল্লাচিল্লি না করে একটু কম কথা বলে কিন্তু চাইলে দু উভয় পক্ষ একটা sacrifice করে কিন্তু দ্বন্দ্বটা মিটিয়ে ফেলতে পারি।
উম জি। উহু। হ্যাঁ, উহু। অ্যা হ্যাঁ, জি। হু।
আবার যদি দ্বন্দ্বটা না মিটিয়ে আমরা দুইপক্ষই যদি চিল্লাচিল্লি করি, কোনো sacrifice না করি, তো একটা দেখেন যে এই দ্বন্দ্বের কারণে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে এবং কারো হয়তো অনেক দিনের সম্পর্ক, কারো হয়তো অল্প সময়ের সম্পর্ক। তো আসলে average দেখা যায় সবাই একটা অ্যা মানসিক বলেন, আর্থিক বলেন, ক্ষতিগ্রস্ত সম্মুখীন হচ্ছে।
হু, হু। হু, হু। হ্যাঁ। হুম, হুম। উম জি, হ্যাঁ। উহু, জি। উহু। উহু, জি। উহু। হু, হু। জি। হ্যাঁ, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন এবং আমি আপনার সাথে একমত। কিন্তু দেখেন, আমাদের বন্ধুদের সাথেও যদি আমরা বলি, যে বন্ধু বা যারই সাথেই বলি দ্বন্দ্বের ব্যাপারটা নিয়ে যদি আমরা একটু খোলাখুলি আলোচনা করি, এই দ্বন্দ্ব লাগার পিছনে অনেকগুলো বিষয় থেকে যায়। যেমন ধরেন আর্থিক লেনদেনের একটা ব্যাপার থেকে যায়। আবার দেখা যাচ্ছে যে যদি আমরা কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায়, যে জমি সংক্রান্ত কিছু ব্যাপার থেকে যায় এবং মামলা-মোকদ্দমা বা কেউ কারো দেখা যাচ্ছে সে নরমাল একটা কথা নিয়েও অনেকের মধ্যে অনেক বড় একটা দ্বন্দ্ব লেগে যায়। তো এটা আসলে আমাদের মানসিকতার একটা ব্যাপার থেকে যায় যে আমি আসলে কোন ব্যাপার নিয়ে কার সাথে কিভাবে এটা করতেছি। তো এগুলো আসলে আমাদের ভাবা উচিত। দেখেন বন্ধুত্ব নষ্ট হয় টাকার যে তার টাকা টাকার ধার দিলে যে কথা প্রবাদগুলো আগে আমরা শুনেছি, এ এগুলো কিন্তু আসলে ভাই বাস্তব। দেখেন, আ আ আপনি আজকে একটা আপনার ফ্রেন্ডের বিপদ, আপনি নিজে থেকেই চাইলেন যে ঠিক আছে তোমাকে আমি ২০০০ বা ৫০০০ দিলাম যে বা ও সে চাইলো আপনি তাকে দিলেন। আপনি তার কাছে টাকাটা চাইলেন না যে, "ঠিক আছে। তুমি তোমার সময় হলে তুমি দিও।" কিন্তু একটা সময় দেখা যায় যে সে আর তার সময়ই হচ্ছে না, সে আর দিচ্ছেই না। বা একটা সময় আপনি বললেন অ্যা হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, এটা আস <chuckles> অ্যা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এটা, এটা অনেক সুন্দর বলেছেন। আমাদের এক পারিবারিক একটা দ্বন্দ্ব ছিল যেটা আরকি জমি-জমা সংক্রান্ত নিয়ে। জমি-জমা সংক্রান্ত নিয়ে দেখা গেল এই পারিবারিক দ্বন্দ্বটা মি মিটলো আরকি রি আ সম্ভবত ৩ ৪ মাস আগে। কিন্তু এই মামলাটা আপনার ছি চলেছিল প্রায় ১৬-১৭ বছর। তো এই যে দেখেন, যে হ্যাঁ, এই যে একটা দ্বন্দ্ব, সামান্য কিছু জমির জন্য। <scoffs> এটা কিন্তু আসলে আমি মনে করি খুবই একটা খারাপ দিক। কারণ আমরা হ্যাঁ, আমাদের বেঁচে থাকতে হলে টাকা-পয়সার দরকার আছে। তাই বলে হ্যাঁ, অ অ আপনি মনে করেন যে খারাপ ভাবে টাকা income করবেন, ভালো থাকবেন, এটা তো আসলে হয় না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আ দ্বন্দ্ব বেড়ে যায়। এই আরকি আমাদের যে সম্পত্তি বলেন, টাকার জন্য আরকি বেশি দেখবেন দ্বন্দ্বটা বাঁধে। আমি মনে করি আসলে দ্বন্দ্ব বাঁধতেই পারে, চলার পথে এগুলো হতেই পারে। তো যত অল্প সময়ে ২ জন mutual করে, ঠিক আছে? দ্বন্দ্বটা মিটাইতে হবে, আবার আগের মত সম্পর্কটা গড়ে তুলতে হবে।
উহু। জি। হু। হ্যাঁ, হ্যাঁ। উহু। জি। উহু। উহু, হু। আচ্ছা। হু, হু। হু, হু। উহু। আহা! মেলা দিন। হু, হু। হ্যাঁ, জি। উহু। হ্যাঁ, অবশ্যই। জি, উহু। জি। হু, হু, হ্যাঁ, উহু। হু, হু। জি। হু, হু। হ্যাঁ। উহু, উহু। উহু। হ্যাঁ, হ্যাঁ, জি। উহু, হ্যাঁ। উহু, জি, হু। উহু। উহু জি। হ্যাঁ। উহু।

হ্যাঁ, জি, এইটা অবশ্যই। আপনি ঠিক বলেছেন এমন এবং আমি আপনার সাথে একমত। তবে আমাদের যে দ্বন্দ্ব আসলে দেখেন আমরা তো কেউ কারো সাথে কখনো সহজ তো দ্বন্দ্ব লাগাইতেও চাই না। আর আমরা চাইও না যে আমাদের এ ব্যা ম মধ্যে একটা দ্বন্দ্ব হোক এবং আমাদের সম্পর্কটা খারাপ হয়ে যাক। তো আসলে অনেক সময় দেখা যায় পরিবেশ পরিস্থিতি এবং সময় এই সবগুলোর একটা সংমিশ্রণ মিশ্রণে দেখা যায় যে আমাদের মধ্যে এই সমস্যাগুলো হয়ে যায়। যেমন যদি আমি বলি, আজকে একটা ঘটনা আমার সাথে যেটা ঘটল। যে আমি একটা কাজ করছি বা আমার ১ বন্ধু একটা কাজ করছে। আমরা দুজনেই সেম কাজটাই করছি। কিন্তু কোনো ১ বিষয়ে দেখা যাচ্ছে একটা ব্যাপারে তার ভেতরে একটা খটকা লেগেই আছে। যেমন হচ্ছে আমি বেশি কিছু করে ফেলছি বা আমি বেশি কিছু করছি। কিন্তু দেখেন ও আমাকে এইভাবে আমি বুঝতে পারতেছি ওর দিকে তাকায় যে ও এই ধরনের কিছু একটা চিন্তা করতেছে। কিন্তু একটা সময় ও চাপা রাখতে না পেরে ও প্রকাশ করেই দিল যে, "তুই মনে হয় এটা করতেছিস।" আমি বললাম যে, "দেখ আমার আসলে যে অবস্থা, আমি তো তুই তো ভালো করেই জানিস আমাকে। যে তুই ছাড়া আর আর আমাকে কেউ ভালো করে জানে না। তো আমার তো যেটা আছে সামনেই সেটা আছে। তুই তো দেখতেই পাচ্ছিস। এখানে তো লুকাছাপার কিছু নাই। ইভেন তুই আমার সবকিছু চেকও করছিস। তো এখানে আমার আর কি? তুই কিভাবে আমাকে সন্দেহ করতে পারিস? আর তুই যদি" আমি আমি এভাবে বললাম, "তুই যদি আমাকে বারবার এইভাবে ইয়া করিস, তাহলে আমার মধ্যেও একটা প্রশ্ন জাগে যে অবশ্যই মনে হয় আমি কিছু একটা ওর কাছ থেকে লুকাচ্ছি।" হুম, হুম। জি।
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। <chuckles> <chuckles> হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। তবে একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের ভেতরে যে দ্বন্দ্বটা হয়, কিংবা যার সাথে দ্বন্দটা বাধে না কেনো, তো আপনি যাচাই-বাছাই করে দেখবেন যে ৩য় কোন ব্যক্তির কারণেই কিন্তু দ্বন্দটা বাড়ছে।
হ্যাঁ। হু, হু। জি। হু, হু। হু, হু। হ্যাঁ, অবশ্যই। এটা এটা আপনি ঠিক বলেছেন ভাই এবং এটার সাথে আমি সহমত। যে ৩য় ব্যক্তিরাই আসলে সমস্যা। উ কারণ এরা আপনার কখনোই ভালো দেখতে পারবে না, যে ভাব দেখতে চাইবে না। যে আপনার সাথে আমার সম্পর্কটা খুব ভালো। কিন্তু ওর কাছে এটা সহ্য হচ্ছে না। ও চাইবে যে এটা আসলে কীভাবে নষ্ট করা যায়। তখন দেখা যায় হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা অনেক সুন্দর বলেছেন। আসলে আমাদের ম মধ্য এইগুলো এখন খুবই বিরাজমান। যে অ হ্যাঁ অমুক বন্ধু অমুক বন্ধুর সাথে অনেক ভালো সম্পর্ক, পাশের আরেকটা বন্ধু চায় যে ওদের সম্পর্কটা ভেঙে দিয়ে আমার সাথে একটা ভালো বন্ধুত্ব গড়ে তুলতে হবে। তা আমি মনে করি আসলে এটা একটা অন্যায়, অপরাধ। <chuckles> কার আমার যাকে ভালো লাগবে তাকে বন্ধু করবো, তাকে নিয়ে ঘুরবো ফিরব। এটা তো আসলে একটা স্বাধীনতা বা হ্যাঁ। <chuckles>
হু, হু। অ্যা হ্যাঁ। জি। হু, হু। হ্যাঁ। হু, হু। জি, জি। হু, হু। হু, হু। হ্যাঁ। হুম অবশ্যই এটা জি। হুম, হুম। হু, হু, জ্বি। হ্যাঁ। হু, হু, হ্যাঁ। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন ভাই। আসলে বন্ধুত্ব তো একটা স্বাধীনতাই। তো আমরা একসাথে ঘুরবো ফিরবো এটাই তো। কিন্তু এই যে ৩য় পক্ষ হ্যাঁ ৩য় পক্ষ সে যদি চিন্তাটা না করে দেখা যায় যে যদি সে mutually একটা চিন্তা করে যে, "হ্যাঁ, এরা দুজন ভালো বন্ধু বা এদের রিলেশন টা অনেক গভীর। এরা অনেকদিন থেকে একসাথেই আছে। তো আমার উচিত যে আমি তাদের সাথেও মিশে আমিও তাদের একটা ভালো বন্ধু হই। বা তাদের সাথে অ্যাড হই।" তো কিন্তু দেখা যায় যে মেক্সিমাম ক্ষেত্রেই অনেকেই এই জিনিসগুলো পছন্দ করে না। যে চিন্তা করে, "এরা আসলে এদের বন্ধুত্ব আসলে বেশিদিন রাখা যাবে না।" যেটা আসলে সমস্যা মানুষের চোখ পুড়ে যায় যেটাতে আরকি বলা যায়। তো হুম, জি। উ হুম, হুম।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ। অ্যা হ্যাঁ, হ্যাঁ, এটা আসলে সুন্দর বলেছেন। বিশেষ করে আমাদের যখন আ কোনো একটা দ্বন্দ্ব বেঁধে যায়।
জি, হ্যাঁ। হ্যাঁ।